আচ্ছা, আপনার আ বাড়ির সবচাইতে প্রিয় রেসিপি আসলে কোনটা?
আ আমার বাসার সবথেকে প্রিয় রেসিপি, বিশেষ করে আ আমার প্রিয় রেসিপি হচ্ছে, আ বৃষ্টির দিনে আমার আম্মু যখন আসলে আ খিচুড়ি তৈরি করে। আ সেই ঘ্রাণে কিন্তু আসলে পুরো ঘর মোহিত হয়ে যায়। আ <chuckles> আমার আম্মু কিন্তু আসলে চাল, ডাল, আলু আ এবং আ মানে যে মসলাগুলো থাকে সেই মসলার সাথে আ খিচুড়িটা রান্নার শেষে আসলে ঘি ছিটিয়ে দেয় আ পুরো খিচুড়ি মানে খিচুড়িটার উপর। তো ওই যে একটা টেস্ট, ওই টেস্ট টা কিন্তু আমি মানে অন্য কোনো নরমাল খিচুড়িতে আমি পাই না। আমি জানি না কেন এত খিচুড়ি জীবনে খেয়েছি কিন্তু আম্মু যখন আসলে খিচুড়ি রান্না করে এটার টেস্ট কিন্তু অসাধারণ।
আচ্ছা, আচ্ছা। <blows air> আচ্ছা, আচ্ছা। একদমই। আচ্ছা, আচ্ছা। <chuckles> একদমই। বেশ দারুণভাবেই বললেন যে আপনার বাড়ির আসলে আ প্রিয় রেসিপি যেটা, যে আসলে খিচুড়ির যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই দারুণভাবে আ ব্যক্ত করলেন। তো এই যে আসলে খিচুড়িটা এটা বানানোর সময় কি কোনো বিশেষ উপাদান বা কোনো রীতি বা কোনো ব্যবহার করা হয় কিনা কোনো বিশেষ কিছু?
একদম। আ হ্যাঁ, আসলে আমার আম্মু হচ্ছে এই খিচুড়িটা আ কিছুক্ষণ আগেও বললাম চাল, ডাল, আলু এবং সাথে বে এ্যা বিশেষ এ্যা মানে কিছু মসলা খিচুড়ির, যে মসলাগুলো এগুলো দেয় আ এবং হচ্ছে পরবর্তীতে আসলে ঘি ছিটিয়ে দেয়। এই জিনিসটা কিন্তু আমার কাছে আ খেতে খুবই দারুন লাগে এবং আরেকটা কথা আসলে না বললেই নয় সেটা হচ্ছে, আ আমার আ যে হচ্ছে দাদি, সে কিন্তু আসলে এ্যা চিংড়ির মালাইকারি এটা কিন্তু খুবই দারুনভাবে রান্না করতো। তো এই জিনিসটা কিন্তু আমার দাদি যদিও এখন বেঁচে নেই, যার জন্য আর কি ওই আ রান্নার যে taste টা সেটা কিন্তু এখন আর পাই না। কিন্তু যখন আসলে আ খেয়েছি আমার দাদির হাতে চিংড়ি মালাইকারি, এটা কিন্তু এখনো আমার মুখে লেগে আছে।
আচ্ছা, আচ্ছা। একদম, একদম। বেশ দারুণ আচ্ছা, আচ্ছা। বেশ দারুণ আচ্ছা, আচ্ছা। মানে আপনার কাছে বেশ অসাধারণ লেগেছে বা সেই বাড়ির সেই আ নানীর সেই রান্নাটা আসলে বেশ আহ সুস্বাদু ছিল। যার কারণে আসলে আপনার এমন অনুভবটা আসলে হয়েছে যেমনটা আসলে আপনি বললেন। তো দেখা গেছে যে আপনি recipe গুলোর কথা বলছেন। তো আপনার ক্ষেত্রে আসলে এই recipe গুলো, আপনি কি কখনো তৈরি করেছেন বা আপনার আসলে এই recipe গুলো গুলোকে আসলে কেন্দ্র করে বা ঘিরে আপনার আসলে কি অভিজ্ঞ
হ্যাঁ, একদমই, একদমই। <chuckles> আ আসলে এই আ দাদি যে চিংড়ি মালাইকারিটা করতো আ এটা আসলে কখনোই আ তৈরি করা হয়নি। তবে হ্যাঁ, আ আ আমাদের ওইদিকে কিন্তু বিশেষ একটা রীতি আছে সেটা হচ্ছে, আ ২ টা ঈদ বছরে যেহেতু আমাদের ২ টা ঈদ। আ ঈদে কিন্তু হচ্ছে অ্যাঁ খিচুড়ি, ঈদের দিন সকালে কিন্তু খিচুড়ি হবে আ আমাদের ওইদিককার মানুষজনের এ্যা প্রত্যেকটা ঘরে, ঘরে এটা must। তো সেক্ষেত্রে কিন্তু আমি আ আম্মুকে বলতাম যে আ মাঝে, মাঝে এরকম ২ তি মানে অ্যাঁ ঈদের চেষ্টা করেছি। আম্মুকে বলতাম যে তুমি যেমন দারুন করে খিচুড়ি রান্না করো আ আমি ওভাবে একটু রান্না করব। তো আ আম্মুর মত taste না হলেও কিন্তু আসলে কিছুটা কাছাকাছি গিয়েছে সেই খিচুড়ির রান্নার যে taste টা আর কি।
আচ্ছা, আচ্ছা। একদম, একদম। আচ্ছা, আচ্ছা। একদমই। একদমই। বেশ দারুণভাবেই কিন্তু বললেন যে, আসলে আপনার ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে আসলে এই যে খিচুড়ি রান্নার যে ব্যাপারটা বা এই যে এ্যা ঈদের বা দু ঈদের যে ব্যাপারগুলো বললেন। তো সেটাই কিন্তু আপনার কাছে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং সেক্ষেত্রে আপনি কিছুটা আসলে চেষ্টা করেছেন যেমনটা আসলে আ বললেন আরকি। তো এই যে আসলে বা রান্নাগুলো আসলে পারিবারিক একটা আ ব্যাপার। তো আসলে এই যে পা পারিবারিক কোনো স্মৃতি বা এই recipe র সাথে কোনো সংযুক্ত কোনো কিছু আছে কিনা? বা এমনটাও কখনো কি হয়েছে কিনা যে আসলে এই খিচুড়ি খাওয়ার জন্য পরিবারের সকল সদস্য এমনকি, রাস্তা থেকেও লোকজন এসে লাইনে দাঁড়িয়ে পড়েছিল? তো এরকম কোনো আসলে স্মৃতি বা মজার কোনো সংযুক্ত সেই recipe কি কিরকম স্মৃতি রয়েছে কিনা? আপনার ক্ষেত্রে যদি বল
একদমই, একদমই। <laughs> আ হ্যাঁ, আসলে এরকম একটা স্মৃতি আমার আছে। আ আমার দাদি ওই যে, অ্যাঁ কিছুক্ষণ আগে বললাম যখন চিংড়ি মালাইকারি করতো। আ আমার এখনো মনে আছে ছোটবেলার কথা। আ তখন কিন্তু মানে গোটা পাড়ার মানুষ আর কি জানত যে আজ হচ্ছে অ্যাঁ ওদের বাসায় বিশেষ কিছু রান্না হচ্ছে। অ তো আমার দাদি কিন্তু আমি দেখেছি যে চিংড়ির সঙ্গে অ্যাঁ নারকেলের দুধের ঘন ঝোল, তারপরে মিষ্টি ঝাল, ঝাল-মিষ্টি, ঝালের যে স্বাদের যে বিষয়টা ওটা কিন্তু একদমই, একদমই ই মানে, এ্যা মানে হচ্ছে মিশ্রণ করে আর কি এই এই আ চিংড়ি মালাইকারিটা করতো। তো এটা কিন্তু আসলেও মানে অনেক taste হতো। আ যখন আসলে খেতাম মনে হতো যে মানে আ আরো খাবো আরো খাবো বিষয়টা আস
একদমই। আচ্ছা, আচ্ছা। মানে ঐতিহ্য একেবারে, নাকি? আহ এক মানে অমৃতর মতো আসলে taste হতো যে আসলে এটা একেবারে অসাধারণ, নাকি?
একদম, একদম বিষয়টা আসলে আ এরকমই ছিল।
একদমই। বেশ দারুণভাবে এবং চমৎকারভাবে কিন্তু অ্যা ব্যাখ্যা করলেন যে আসলে সেই আ রান্নার যে উপকরণ বা যেভাবে আসলে আপনার আ নানী আসলে যেটা রান্না করতো, সেটা কিন্তু বেশ আ বলব যে আসলে ঘ্রাণেও কিন্তু আসলে এই যে আশেপাশের লোকজনও চলে আসতো যেমনটা আপনি বোঝাতে চেয়েছেন। তো আসলে এই যে আপনি যেটা বললেন, যে আসলে এই যে আপনার আ recipe এর যে ব্যাপারগুলো, তো আপনার ক্ষেত্রে কি মানে এই যে recipe টা, সেটা কি কোনো বিশেষ বা কোনো ঈদে হোক বা বিশেষ কোনো দিনেই কি আসলে সাধারণত তৈরি হতো? না সচরাচর আ যেকোনো সময়েই আসলে হতো?
একদমই, একদমই। না আমার দাদি আসলে আ বিশেষ অ্যা দিনেই আসলে এই অ্যা recipe টা বেশি তৈরি করতো। আ সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা নাতি-পুতিরা যখন একসাথে হলাম, আ বছরে দেখা যাচ্ছে এক অ্যা ২ ঈদে, এ এরকম আরকি। অথবা দেখা যাচ্ছে ঈদের দিনই হয়তো এরকম করতো মানে এই recipe টা করতো। তো এই আসলে বিশেষ কোনো দিন ছাড়া কিন্তু সেভাবে আমার আ দাদিকে আসলে এই recipe টা
আচ্ছা আচ আচ্ছা, আচ্ছা। মানে আকর্ষণ যে হতো সেক্ষেত্রে আসলে বিশেষ দিনে আসলে করতেন। যাতে করে সবার যে attention বা সবার যে মনোযোগ সেটা যেন ধরে রাখতে পারে।
একদমই, একদমই। বিষয়টা আসলে অ্যা ঠিক সেরকমই ছিল। অ্যা যে আমার দাদি কিন্তু আমি দেখেছি অ্যা বছরের যে ২ টা ঈদ বা কোনো বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু আসলে এ এই item টা আসলে রান্না করতো না। তো এক্ষেত্রে অ্যা আরেকটা বিষয় কিন্তু না বললেই নয়। সেটা হচ্ছে আ শীতকালের সকালে কিন্তু আমার আ নানি বাড়িতে যখন বেড়াতে যেতাম আমি কিন্তু দেখেছি আমার নানি কিন্তু আ পিঠা বানাতো। বিভিন্ন ধরনের পিঠার উৎ হ্যাঁ, পিঠার উৎসব কিন্তু শীতকালে অ্যা লেগেই থাকত আমার নানুর বাসায় সে এ সেটা কিন্তু আমি ছোট থেকেই দেখেছি।
একদমই, একদমই। আচ্ছা, আচ্ছা। বলুন, বলুন। আচ্ছা, আচ্ছা। একদম বেশ দারুণ! একদমই এক মানে এই যা নানি বাসায় যখন যেতেন তখন আসলে পিঠার যে ব্যাপারগুলো। আবার পূর্বে বললেন, যে আসলে এই যে আ চিংড়ি মাছের যে আসলে মালাই যে কি একটা বললেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে নানির বাসায় কিন্তু বেশ আ রান্নার যে বা বাড়ির যে প্রিয় recipe সেটা কি শুধু নানির বাসায়ই হতো নাকি নিজের বাসায়ও আসলে অনেক ক্ষেত্রে আসলে হয়েছে?
আ এটা আসলে হয়েছে নিজের বাসায়ও। আ আমি আমার আম্মুকে দেখেছি যে হচ্ছে পিঠা বানানো শীতকালে। তবে অ্যা নানীর বাসায় যেমন অনেকগুলো করে আইটেমের পিঠা বানানো হতো, এই যেমন আ ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই, আ কুলি পিঠা এরকম দেখা যাচ্ছে যে বিভিন্ন আইটেম। মানে নানি যখন আমার পিঠা বানাতেন আমার মনে আছে একবারে ৫-৬ অ্যা
আচ্ছা, আচ্ছা। বেশ দারুন কিন একদমই। মানে পিঠের যে ব্যাপারগুলো আছে পিঠা সবগুলোই আসলে কম বেশি মায়ের হাতে বেশি
এ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অ্যা একদমই বিষয়টা আসলে সে সেরকমই যে ৫-৬ টা আইটেমের পিঠা একবারে বানাত। কিন্তু বাসায় যখন আমি দেখেছি যে আম্মু পিঠা বানাত, আ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ১-২ টা আইটেম ছাড়া কিন্তু আ অন্য আইটেমের পিঠা কিন্তু বানাইত না। তো আমি কিন্তু মানে শীতকাল আ আসলেই কিন্তু আমার একটা মজাই ছিল যে আমি আ ঝোঁক ছিল যে নানি বাড়ি যাব। নানি বাড়ি যেতে পারলে আমি পিঠা খাইতে পারবো।
আচ্ছা, আচ্ছা। বেশ দারুন। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। একদমই। বেশ দারুণভাবে কিন্তু বললেন যে পিঠার যে প্রেম, সেটা কিন্তু আপনাকে নানির বাসা পর্যন্ত নিয়ে যেত বা আপনার আ বাড়ির ক্ষেত্রে সবচাইতে বেশি প্রিয় recipe ছিল নানির বাসার। সেটা হচ্ছে যেমনটা বললেন চিংড়ির ক্ষেত্রে। তো এই যে ২ টো কথা বলছেন বা আ বেশ আপনার কাছে প্রিয় তো নানির বাসায় গিয়ে যখন আসলে এগুলো তৈরি করা হতো তখন কি আপনি কোনো সাহায্য বা কখনো কি শেখার চেষ্টা করেছেন?
একদম, একদম। আ হ্যাঁ, আমি আসলে যখন ছোট ছিলাম, অ্যা তবুও কিন্তু আমি আমার নানিকে মানে সাহায্য করতাম, পিঠাগুলো আ মানে একটু একটু বানিয়ে দিতাম। আমার এখনও মনে পড়ে, আ সেই বিষয়গুলো যে, হ্যাঁ আমি আসলে সাহায্য করতাম। আ তো এখানে কিন্তু আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আ আমার বাসায় কিন্তু টক-মিষ্টি টমেটোর চাটনি কিন্তু মানে সবাই খুবই পছন্দ করে। অ্যা তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আ এটা কিন্তু আমার আম্মু কিন্তু সবসময় বানিয়ে থাকে, যখনই আর কি টমেটোর সিজন ওঠে আর কি। তো এই জিনিসটা কিন্তু খেতে দারুণ লাগে।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। একদমই। বেশ দারুণ এবং চমৎকারভাবে কিন্তু আপনার সে বাড়ির যে সবচাইতে প্রিয়, প্রিয় যে খাবারগুলো বা রেসিপিগুলো, সবকিছুই কিন্তু খুব আ দারুণভাবে বলছেন অভিজ্ঞতার আলোকে। তো দেখা যাচ্ছে যে, আ কখনো কি আসলে এরকমটা হয়েছে যে কোন একটি রান্না করেছেন, সেটা আসলে আপনি আ খেতে সবচাইতে বড় পছন্দ করেছেন, কিন্তু আসলে খেতে পারছেন না বা রেসিপিটা আ খেতে গিয়ে কোন অসুবিধার সম্মুখীন হয়েছেন কিনা?
একদমই, একদমই। <chuckles> আ হ্যাঁ, আসলে এরকম আ সমস্যার সম্মুখীন আমি একবার হয়েছিলাম। আ আমি একবার আসলে হচ্ছে, আ সেমাই রান্না করার চেষ্টা করেছিলাম বাসায় একা একাই, আ কোন ধরনের কোন সাহায্য ছাড়াই। তো সেক্ষেত্রে আমি না যখন আসলে সেমাইটা রান্না করি, সেমাই দুধের পরিমাণ আমি আসলে জানতাম না যে দুধের পরিমাণটা বেশি দিতে হয়। আমি এটা আসলে কম দিয়েছিলাম। তো তখন আর কি যখন আ দুধটা ফুটানো হলো বা দুধের ভিতরে যে উপাদানগুলো দিতে হবে সেগুলো দেয়ার পরে যখন অ্যা সেমাইটা ভাজা সেমাইটা আসলে দুধের উপরে ছিটিয়ে দিতে হবে। তো আমি কিন্তু দিয়েছিলাম, কিন্তু দুধের পরিমাণ কম থাকার জন্য একেবারেই মানে শক্ত খিটখিটে হয়ে গিয়েছিল সেমাইটা আমি পরবর্তীতে আসলে
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। একদম একদম। একদম একদম। আচ্ছা, আচ্ছা। মানে খাবারও আসলে বা মানে উপযোগী আসলে হচ্ছিল না কি? এর
অ্যা না, না, না। অ্যা তো সেক্ষেত্রে কিন্তু তখন আ আর কি করার আছে? তো ওটাই নিয়ে যাই, আসলে সবার সামনে দিলাম, আ সার্ভ করলাম আর কি। তো আ বিশেষ করে হ্যাঁ হ্যাঁ আমার ছোট ভাই আসলে বেশ মজা করছিল আ যে, আ "তুই কি রান্না করেছিস? অ্যা অ্যা এটা তো খাওয়াই যাচ্ছে না।" কিন্তু আমার আব্বু কিন্তু আসলে বেশ প্রশংসা করেছিল আমার।
আচ্ছা, বেশ দারুণ! মানে খেয়ে তিনি আসলে প্রশংসার যে আচ্ছা, আচ্ছা। বেশ আ দারুণভাবে কিন্তু বললেন যে আসলে আপনার ক্ষেত্রে আসলে এরকমটা আসলে হয়েছে রান্নার ক্ষেত্রে। এবং এই যে আসলে আপনি যে বিশেষ প্রিয়, প্রিয় যে রান্নাগুলো করছেন বা আ যে বললেন, সে সেগুলো কি আসলে মায়ের হাত থেকে বা যেমনটা বললেন তো, এই রেসিপিগুলো কি নিজের করে নেওয়ার জন্য কোন চেষ্টা করা হয়েছে কখনো?
হ্যাঁ, একদমই। আ এই রেসিপিগুলো আসলে আমার এখন পর্যন্ত আমার খুবই ইচ্ছা আছে যে আ আ আমি আর হচ্ছে আম্মুর কাছ থেকে শেখা। কিন্তু আসলে সময়ের ব্যস্ততা বা কর্মব্যস্ততার কারণে আর কি আ সেভাবে আর কি হয়ে ওঠে না। আ কিন্তু হ্যাঁ শিখবো, আ ইচ্ছা আছে। যদি আ কখনো সময় পাই, আ অবশ্যই যে প্রিয় যে খাবারগুলো আমার এই এই খাবারের রেসিপিগুলো আম্মুর কাছ থেকে নিয়ে, আ হ্যাঁ, হ্যাঁ, আ ওইরকমভাবে আর কি শেখার।
আচ্ছা, আচ্ছা। একদম, একদম। বেশ দারুণ। একদমই। বেশ দারুণভাবে কিন্তু বললেন প্রিয় recipe র যে কথাগুলো সেটাও কিন্তু শেখার যে চেষ্টা সেটা আসলে করবেন। তো কখনো আসলে বা যখন আসলে আপনার মা যখন এই ধরনের রান্নাগুলো করতো বা প্রিয় recipe গুলো করতো, তখন কি আসলে অ্যা কাছ থেকে কখনো আসলে অ্যা কোন সাহায্য বা কোনভাবে কি শেখার চেষ্টা ইতপূর্বে করেছেন?
একদমই, একদমই। আ হ্যাঁ, অ্যা এই জিনিসটা আসলে হয়েছে আমার সাথে। অ্যা আমার আম্মু যখন দেখা যাচ্ছে আমারই পছন্দের কোন item রান্না করতো সেটা হোক রোস্ট, পোলাও বা গরুর মাংস যাই হোক না কেন। তো সেক্ষেত্রে কিন্তু আ হ্যাঁ আমি কিন্তু মাঝে, মাঝে পাশে রান্নাঘরে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতাম আ যে কি রান্না করছে না করছে। তো আম্মু কিন্তু আমাকে অ্যা বিষয়টা বুঝিয়ে দিত। অনেক সময় দেখা যাচ্ছে যে মাংস মুরগির মাংস রান্না করার সময় কিন্তু আম্মু আমাকে এভাবে বুঝিয়ে দিত যে অ্যা আদা কতটুকু দিতে হবে, আদার পরিমাণ, অ্যা মানে মসলা বাটা তারপরে হচ্ছে রসুন বাটা কতটুকু দিতে হবে? এভাবে কিন্তু বেশ বুঝিয়ে দিত। আ আমার কিন্তু খুবই ভা ভালোও লাগত আসলে যে হচ্ছে আম্মু শিখিয়ে দিচ্ছে বা আমি নিজেও আসলে শেখার যে আগ্রহই যে বিষয়টা আ সেটা করছি। তো এই জিনিসগুলো কিন্তু আসলেও ভালো লাগত।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। একদমই। বেশ দারুন। একদমই। বেশ আ দারুণভাবে কিন্তু বললেন বা ব্যক্ত করলেন যে আপনার ক্ষেত্রে আসলে এই যে শেখার যে ব্যাপারটা সেটা কিন্তু মায়ের কাছ থেকে বা এই যে মজার, মজার যে খাবারগুলো বা প্রিয় recipe গুলো বা রান্নার যে অ্যা প্রক্রিয়াগুলো প্রিয়ে, সেগুলো কিন্তু আপনি শেখার চেষ্টা করেছেন এবং আপনার মায়ের কাছ থেকে। খুবই আসলে আ দারুণ এক ভাবে আসলে বলার চেষ্টা করলেন। তো কখনো কি আসলে এই যে শেখার যে জায়গাটা, সেটা কি অন্য কেউ কখনো এসে শিখতে চেয়েছে? তখন আপনার মা বা আপনি কখনো কি শেখার ক্ষেত্রে সাহায্য করেছেন কাউকে?
একদমই, একদমই। অ্যা হ্যাঁ, এক একদমই এরকম অ্যা বিষয় আসলে হয়েছে। আমার ছোট চাচী যে, সে কিন্তু আমার আম্মুর হাতের রান্না মানে খুবই পছন্দ করে। তো সে যখনই আসতো আ তখনই কিন্তু আমার আম্মুকে বলতো যে হচ্ছে রান্না শেখানোর কথা। উম তখন কিন্তু আমার পাশে দাঁড়িয়ে, দাঁড়িয়ে, আমি দেখেছি যে আমার আম্মু কিভাবে, কিভাবে, কোন processing এ আসলে রান্নাবান্না করছে সেটা কিন্তু দাঁড়িয়ে, দাঁড়িয়ে, দেখছে বা নিজেও আসলে try করছে। আ এই জিনিসটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগতো যে আ শুধু আমার আম্মুর রান্নার প্রশংসা আমি একা করি তা না, অ্যা আশেপাশের যারা আছে তারাও কিন্তু আ আম্মুর হাতের আ রান্নার অ্যা প্রশংসা করে। এই জিনিসটা কিন্তু আসলেও ভালো লাগতো।
আচ্ছা, আচ্ছা, বেশ দারুন। আচ্ছা। একদমই এক একদমই, একদমই। তো আপনার আসলে এই যে বা পরিবারের যে প্রিয় খাবারগুলো, সেটা যদি আসলে আপনাকে কোন একটি উৎসবের দিন আসলে খেতে বলা হয়? সেক্ষেত্রে আপনি আসলে কাদেরকে নিয়েই আসলে সেই প্রিয় খাবারগুলো আসলে খেতে চান?
আ আমি অবশ্যই আমার পরিবারের যে মানুষগুলো আছে অ্যা তাদেরকে নিয়েই আসলে খেতে চাই। বিশেষ করে অ্যা যদি কোন উৎসবমুখর পরিবেশ হয় আরকি, তাহলে তো আ আমার আ মানে আমার গোষ্ঠীর আরকি এ্যা যারা আছে তাদের সবাইকে নিয়েই আমি আসলে খেটে চাই, খেতে চাই। অ্যা কারণ খাওয়া-দাওয়া কিন্তু একা একরকম লাগে, একা একরকম খেতে। আবার সবাইকে নিয়ে বসে খেতে কিন্তু আরেক ধরনের মজ মজা আমি বলে আমি মনে করি। এ এতে কিন্তু আসলে মিল, মহাব্বত বা ভালোবাসার bonding যেটা সেটা কিন্তু অ অনেকাংশেই বেড়ে যায় একসাথে এক টেবিলে খাবার খেলে।
আচ্ছা, আচ্ছা। একদমই, একদমই। বেশ আ দারুনভাবেই কিন্তু আপনার বাড়ির সবচেয়ে প্রিয় recipe কোনগুলো সেগুলো নিয়ে কিন্তু বললেন। যেমনটা বললেন "খিচুড়ি রয়েছে এবং নানির কথা নানির কথা বললেন, যে আসলে নানির ক্ষেত্রে তার আসলে চিংড়ির যে ব্যাপারটা" বা সেই ব্যাপারটাও কিন্তু বেশ দারুনভাবেই আপনি ব্যক্ত করলেন। তার পাশাপাশি কিন্তু আসলে এই যে আপনার আ খিচুড়ি থেকে শুরু করে, আপনার মা পিঠা বানানো থেকে শুরু করে, সেটা শেখা থেকে শুরু করে, বাড়ির আসলে যত প্রিয় খাবারগুলো হয়, বিশেষ ক্ষেত্রে আপনার মা করে এবং আ যেটা আসলে উৎসবমুখর হয় তখন কিন্তু নানি কিন্তু করে যেমনটা আপনি বলতে চেয়েছেন। তো আপনার আসলে এই যে বাড়ির প্রিয় আসলে recipe গুলো, এইগুলোর ব্যাপারে শুনতে পেরে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। সত্যিই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকুন।
একদমই, একদমই। আ আমারও কিন্তু মানে অনেক ভালো লেগেছে। আমার বাড়িতে আসলে কী, কী, recipe রান্না হয়। আ আমার দাদী এই যে চিংড়ি মালাইকারি বানাতো খুবই tasty করে বা আমার আম্মুর আসলে বৃষ্টির দিনে যে খিচুড়ি রান্না করতো, আ এটা আ মানে প্রায়ই সময় খেয়ে থাকি। আ এই বিষয়গুলো কিন্তু আমি নিজেও আপনার সাথে share করতে পেরে আমার নিজের কাছে অনেক বেশিই ভালো লাগছে। তো আপনাকেও কিন্তু আমি অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি নিজেও ভালো থাকবেন। অনেক, অনেক শুভকামনা রইল।